আ আসলে আমার কাছে মনে হয় যে অনেকগুলো ছবি আছে যেমন আমরা যদি আমি যদি '3 Idiots' এর কথা বলি। এখান থেকে কিন্তু আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। যে মানুষ হচ্ছে আব আ সন্তানদের যখন প্রেশার দেয়, তখন তারা হচ্ছে আ কতটা ভয়ানক জিনিস করতে পারে বা আ সন্তানরা হচ্ছে বেয়া ক ক মানে এই জিনিসটা হচ্ছে আপনাদের আরেকটা জিনিস শেখায় যেটার বড়ো হচ্ছে যে আপনি যখন যে জিনিসটাকে ভালোবাসবেন সেটা কিন্তু আপনি মন থেকে করতে চাইবেন। আপনার যদি কোনো জিনিস ভালোও লা না লাগে, সেটা কিন্তু আপনি কখনো চাইবেন না করতে বা আপনি যতই চেষ্টা করুন পরিবারের চাপে বা আপনার মা মা বাবা-মার চাপে, তখন কিন্তু জিনিসটা আসলে হয়ে ওঠে না বা সমাজের চাপে। আ জ্বী, জ্বী, জ্বী। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে আ
হুম। হুম। উহু। হু, হু। হু, হু। একদম, একদম, একদম। ভালোই লা
<smacks lips> আ আমার কাছে মনে হয় যে আ এটা করা উচিত। আ মানে এইসব জিনিসগুলো আসলে আমাদের অনেক শিক্ষা দেয় বা অনেক মুভিগুলো। কারণ সব মুভিরতে তো হচ্ছে আ এমন কোনো ই নেই। আ সবকে সব মুভিতে আসলে চেষ্টা করে তারা যে কিছু না কিছু শিক্ষা দেওয়ার বা সামাজিকভাবে হোক বা আপ আ একটা চরিত্রের মাধ্যমে হোক। তো এই জিনিসগুলা আসলে আমরা মুভি থেকে শিক্ষা নিতে পারি
হুম। হু। আসলে। হুম। আসলেই। হুম। হু, হু। আর একই সাথে আমারও মনে হয় যে আমরা মুভিটাকে আসলে বলি বিনোদনের মাধ্যম। বা আগে হয়তো একটা সময় ছিল যে বিনোদন মানেই হচ্ছে মানে উম একটু হচ্ছে বাণিজ্যিক বা মানে lame comedy বা হচ্ছে মানে খুবই হচ্ছে হালকা যৌনতা দিয়ে আসলে মুভি গুলো করা হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ধরনের মুভি গুলো অতটা আসলে চলে না। কারণ এখনকার দর্শক বা অডিয়েন্স রাও কিন্তু অনেক ধরনের গভীর চিন্তা করে। এবং সেখানে আসলে
জ্বী। হু, হু। হু, হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু, হু।
বিনোদনের সাথে যদি কোন ধরনের জীবনবোধ না থাকে বা যদি হচ্ছে আমরা অন্য মানুষের কাছাকাছি আরো না আসতে পারি তাহলে, কিন্তু দেখা যাচ্ছে ওই মুভিটা অ্যা তেমন কোনো impact বা প্রভাব তৈরি করে না, তাই না?
হু, হু। হু, হু। জি এটাই আসলে। কারণ এখন আমি যদি বলি যে নতুন যে মুভি গুলো, এইসব আসলে অনেকে পছন্দ হচ্ছে না বা অনেকে এটা মনে করছে যে এটা কি আসলে দেখছি কেন দেখছি? তো এইসব জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় যে পরিবর্তন করে যে আগের মুভি গুলা যেমনটা ছিল যে অনেক আ <smacks lips> ভালো লাগতো বা একটা শিক্ষণীয় ব্যাপার আছে। এখনকার মুভিতে কিন্তু এগুলো আসলে পাওয়াই যায় না খুঁজে পাওয়াই যায় না। <smacks lips> তো যাই হোক আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে মুভি নিয়ে আমার সঙ্গে ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম। আর আমাদের অনেক কিছু মিল রয়েছে দেখতে পারলাম। <chuckles> জি। <chuckles> জ্বি, অবশ্যই। জি শুভরাত্রি।
হুম। হু, হু। হু, হু, হু। হু। হুম, একদম, একদম, একদম। হুম, হুম হুম, তো আমারও। খুবই ভালো লাগল। হুম, হুম, হুম, হুম। এই যে 'Twilight' একটা মুভি আসবে আমিও দেখব। আপনি ভালো থাকবেন। মুভি দেখবেন, খুশি থাকবেন। আবার কথা হবে। শুভরাত্রি।

উম জ্বি।
আমি তো বললাম আমার উম মানে হচ্ছে কমেডি ভাল লাগে। যেমন
হুম, হুম। জ্বি।
ওই যে আমি সিরিজের কথা বলি একটা যে 'Wednesday' সিরিজ টা আছে না? মানে ওটা যেরকম ভাইব টা ওই ভাইব টা আমার খুবই ভালো লাগে। মানে ফ্যানটাসি কমেডি, একটু হচ্ছে
হুম, হুম, হুম। জি, জি, জি। আহ। হ্যাঁ, একটু হরর টাইপের। লাইক আ ওটা হরর না বাট ওখানে বলে যে আ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
হরর। হরর কমেডি আমার ভাল লাগে। দা হরর কমেডি আমার ভাল লাগে। কিন্তু নরমাল যেটা ভয় পওয়াতে আমার ভয় লাগে না। আমার যেরকম বিরক্ত লাগে। আমি আসলে হররের ফ্যান না।
আহ, হ্যাঁ, হ্যাঁ। আ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, না আসলে হরর মুভি আসলে আমার কাছে যদি আমি বলি আমার কাছে ভালো লাগে কিন্তু ভয় পাওয়া আসলে ওরকম আমি এখন পর্যন্ত মুভি দেখিনি। মানে থাকে না এক একজন মানুষের একটু obsession থাকে একেকটা জিনিস ওর উপরে যে না দেখলে। আমার কাছে উম হুম।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। বুঝতে পারছি, বুঝতে পারছি। অবশ্যই কারণ হররের ফ্যানবেস তো সারা দুনিয়া জুড়ে।
<chuckles> জ্বী, তো ওইটা আরকি। এমন না যে দেখে ভয় লাগে বা এইযে এরকম। আমি তো আগে মাঝে, মাঝে এমন করতাম যে হরর মুভি দেখে তারপর হচ্ছে আমি ঘুমাতে যেতাম বা হরর স্টোরি শুনে তারপর আমার ঘুমোতে যাওয়া হত।
হুম, হুম। উহ আচ্ছা। হুম, হুম। আমার আ
তো তার উম হুম। জ্বি।
আ আমি একটা সিনেমার কথা বলতে চাই। আমি কিছুদিন আগে দেখছি। এটাতে হচ্ছে 'Wednesday' এর ওই মেয়েটা আছে। মুভি টার নাম হচ্ছে, 'Death of a Unicorn'. আ মুভি টা আমার অত্যন্ত ভাল লাগছে।
হুম, হুম। জি, জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম।
এবং বলে না যে মন ভালো করে দেওয়া মুভি এর আগে কয়েকদিন বেশ মন খারাপ চলতেছিল। তো মুভি টা দেইখা আমার হচ্ছে মানে দেখার পর আমি এতটা আসলে মেন্টালি কানেক্টেড ফিল করছি। মানে এতটা আমার কাছে মনে হচ্ছে গ্রাউন্ড এর একটা অনুভূতি তৈরি হইছে। যে আমার মনটা ভালো হয়ে গেছে। তো আপনার কি এরকম কোন মুভি আছে? যে যেটা
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আ জ্বি, জ্বি। আ আমার আসলে আমার আ যদি আমার ফেভারিট মুভির কথা বলি যেটার জন্য আমি আসলে অনেক পাগল। আপনি আসলে হাসবেন কারণ অনেকের কাছেই মুভি টা ভালো লাগে না। আ Twilight এর নাম শুনেছেন তো তাই, রাইট? হ্যাঁ তো আমার <chuckles>
হুম, হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। না, আমি হাসবো না। 'Twilight' আমি মানে আমি 'Harry Potter' এর ফ্যান, তো তাই জানেনই তো আগের সময় Harry Potter এর ফ্যান আর Twilight এর ফ্যান দের মধ্যে একটা মানে রেষারেষি চলত। হুম, হুম।
<chuckles> হুম, হুম, হুম। এ এ একটা যুদ্ধ লাগতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমিও আসলে আ 'Harry Potter' ফ্যান, ভীষণ বড় ফ্যান। Harry আ Potter কিন্তু আমি Twilight এরও ভীষণ বড় ফ্যান। আমার আসলে দোনোটাই অনেক ভালো লাগে। আমার কাছে আসলে মনে হয় আমি যে আমাকে যদি সারাদিন ছেড়ে দেয় দোনোটা মুভি আমি মনে হয় সারাদিন ধরে দেখতে পারবো। আমি আসলে এত বড় পাগল এই ২ টা মুভি এর। তো এছাড়া হচ্ছে 'Karate Kid' এই মুভি গুলো তারপর আ আচ্ছা, আ এই ইয়াদের কথা যেহেতু আপনি বললেন আপনারও পছন্দ, আমারও পছন্দ। তাহলে আ চলুন আমরা উম হুম, Harry Potter, হ্যাঁ। তো কোন পার্ট টা আসলে আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে?
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। হুম। হুম, Harry Potter? আমি বলি আসলে 'Harry Potter' আমি পড়ছি বই। 'Harry Potter' মুভি নিয়ে আমার অত আগ্রহ নাই। কারণ মুভি টা আমি দেখছি যে আসলে অনেক ক্যারেক্টার বাদ দিয়ে দিচ্ছে বা তো ওই জায়গা থেকে মুভি আমারে অতটা আগ্রহী করে তোলে নাই। এবং আমার কাছে আরেকটা জিনিস আপনি যে বললেন
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম।